হুম। এখন আসলে এই যে বিভিন্ন ধরনের জিনিস আসলে ব্যবহার করা হয়ে থাকে রান্নার ক্ষেত্রে, হ্যাঁ? যেমন দেখা যায় যে এইযে আ হয়তোবা ডিম ফাটানোর জন্য মাঝে, মাঝে, ব্লেন্ডার ব্যবহার করে থাকি আমি। অ্যা হ্যাঁ, আসলে এই যে উইস্ক ব্যবহার করা যায় কিন্তু উইস্ক টা দিয়ে হয়তোবা আমার কাছে মনে হয় কি? পুরোপুরি আসলে আ ডিমটা আসলে সুন্দর মতো কিন্তু ব্লেন্ড হয় না, হ্যা? যে কিছু এরকম অংশ হয়তোবা আপনি আ ইয়োকটা হয়তোবা আলাদা রেখে আ হয়ে যায়, ঠিক আছে? কিংবা দেখা যায় আসলে ডিমের সাদা পার্টটা যেটা আছে, ওটা হয়তোবা একসাথে মিশে না জিনিসটা। তো এই যে পুরো জিনিসটাকে একটু সুন্দর একটা মসৃণ একটা মিশ্রণ করার জন্য তখন মাঝে, মাঝে, কিন্তু ব্লেন্ডার ব্যবহার করি। মাঝে, মাঝে দেখা যায় আবার যে আসলে আ ডিমের সাথে একটু দুধ এই জিনিসটা আসলে সহজে কিন্তু মিশে না আপনি দেখবেন সাধারণত আপনি মিশানোর চেষ্টা করলে, হ্যাঁ? তো ডিমের সাথে যদি আসলে দুধ দেখুন একটা রেসিপি বানানোর চেষ্টা করি। তখন কিন্তু আসলে ব্লেন্ডারে আসলে জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেই, ঠিক আছে? পাশাপাশি একটু চিনি, তারপর লবণ, আদা রসুন আর একটু এরকম জিরার গুঁড়ো, ঠিক আছে? আর হচ্ছে অরিগানো পাউডার দিলে তখন কিন্তু বেশ সুন্দর একটা আসলে রেসিপি হয়ে যায় এর মধ্য দিয়ে। আর তো এটা আ খেতে
হ্যা, হ্যা। তাই? ও আচ্ছা। হুম। হু, হু। যা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। ও আচ্ছা তাই? এইটাই আপনার নিজের রেসিপি। <laughs>
হ্যাঁ, এটা কিন্তু বেশ সুস্বাদু একটা রেসিপি হয়ে যায়। যদিও আসলে এটার এখন পর্যন্ত নামকরণ করা হয়নি। এটা আমার আ সিগনেচার একটা রেসিপি। আমি চিন্তা করছি আসলে নামকরণ কী করব? কিন্তু এখন পর্যন্ত নামটা খুঁজে পাচ্ছিলাম না। তো এটার জন্য কিন্তু আপনি আসলে এই যে, যেটা বললাম যে হয়তো মাঝে, মাঝে, দুধ ব্যবহার করতে পারেন, হ্যাঁ? আগে যেটা করতাম যে আ কোকোনাট মিল্ক ব্যবহার করতাম। এখন আসলে চেষ্টা করি যে আসল দুধ ব্যবহার করার জন্য, হ্যাঁ? তো আ এই জিনিসটা তখন দেখা যায় যে আসলে বেশ সুস্বাদু একটা রেসিপি কিন্তু হয়। যেহেতু এইভাবে সব মসলার একটা মিশ্রণ পাশাপাশি ডিম, এটা কিন্তু মানে হাই এন্ড প্রোটিন। আ যে আপনার প্রোটিন এর আ একটা ভালো কিন্তু একটা সোর্স হয়ে যাচ্ছে এই জিনিসটা।
আশা করি খুব শিঘ্রই আশা হু। হু, হু। জি, জি। আচ্ছা, আচ্ছা। একটু মিষ্টি লাগলে ভালো লাগে। হু, হু, হু, হ্যাঁ, ঠিক আছে। তারপরেও যে একটা নতুন নাম আশা করি খুঁজবেন এই একটা রেসিপির জন্য। যেহেতু আধুনিক করে পুরনো রেসিপি কে হয়তো নতুন করে সাজাতে যাচ্ছেন। তবে এইযে মানে নতুন মসলা যখন ব্যবহার করতে যান হ্যাঁ? তখন আসলে অ্যা কি চিন্তা ভাবনা করে আসলে যুক্ত করেন? যে স্বাদের দিক থেকে চিন্তাভাবনা করেন? নাকি দেখা যায় যে, "ধুর একটা হলেই হল, আগে দেখি টেস্টটা কেমন হচ্ছে"? কে মানে কোনটা ভাবেন আগে?
উ, জি। হুম।